বুঝতে পেরেছি। আসলে আপনার সমস্যাটা হচ্ছে আপনি আসলে বাসাটার ক্ষেত্রে, বাসা ভাড়ার ক্ষেত্রে আপনার বেশি খরচ হয়ে যাচ্ছে। তো, সেক্ষেত্রে আপনার দারুণ একটা সমস্যার মধ্যে পড়তেছেন। হ্যাঁ? আসলে আ আয়টা আপনার কিরকম সেটা আসলে depend করতেছে। আপনার যেহেতু আয় আপনি একটা জব এর মধ্যে রয়েছেন, সেক্ষেত্রে আপনার একটা limited বেতন রয়েছে। তো, সেটার উপর depend করে আপনার এত কিছু চালানো কিন্তু একটু কঠিনই হয়ে যাচ্ছে বিষয়টা। সেক্ষেত্রে যদি আপনার আ wife বলেন, আপনার মেয়ে বলেন, মেয়ে হয়তো বা ছোট সেক্ষেত্রে আপনি তাকে বুঝাতে নাও পারেন। কিন্তু wife কে আপনি বলে বিষয়টা কিন্তু 2 জন মিলে বসে সিদ্ধান্ত নিতে পারেন যে, যেহেতু আপনার একটা limited বেতন সেখানে আসলে আপনার বাসা চালানো চালাতে গিয়ে দেখলেন যে, আপনার একটু হিমশিম খেতে হচ্ছে। তো, সেক্ষেত্রে ওই হিমশিম খাওয়ার থেকে যদি আপনি একটু আ low budget এর বাসা নিয়ে সেখানে যদি মনে করেন আপনি স্বাচ্ছন্দ্যমত সবকিছু ঠিকঠাক মতো চালাইতে পারেন, সেক্ষেত্রে হয়তোবা বাসাটা একটু normal হবে কিন্তু আপনার জীবনযাপন যাত্রাটা, জীবন যাত্রাটা কিন্তু অনেক সহজ হবে। তো এটা আপনি কিন্তু করে দেখতে পারেন আপনার wife এর সাথে বসে। আর আগে কিন্তু একটা জিনিস খেয়াল করে দেখবেন যে, আপনার স্পষ্ট করতে হবে যে, আসলে আপনার টাকাগুলো বেশি খ কোথায় খরচ হচ্ছে? মানে আ সব খরচগুলো আপনি লিখে, লিখে রা রাখার try করবেন। ছোট, ছোট বিষয়গুলো যেমন, আ খাবার রয়েছে, মোবাইলের আ data থাকতে পারে, WIFI বিল থাকতে পারে, বাসার কথা তো বললেনই। আবার দেখা যাতায়াত রয়েছে, তারপর অপ্রয়োজনীয় খরচ যেমন যে, আপনার বাবুর খেলনার কথাগুলো বললেন। তো, এগুলো যখন আপনি স্পষ্ট করে কোথাও একটা নোট করে রেখে দিবেন, তখন কিন্তু এটা কিন্তু আপনার কাজে দিবে যে, কোন খাতে আপনার বা কি খরচগুলো যাচ্ছে। আর খরচ কিন্তু ৩ ধরনের করে ভাগ করে রাখতে পারেন। দেখ যেটা হচ্ছে হতে পারে যে, ওইযে আপনার ভাড়া, খাবার, ওষুধ, যাতায়াত এই টাইপের বাচ্চার খরচ এটা এক একপাশে রাখবেন। এটা অপরিহার্য। আর দেখা যাচ্ছে যে, মোবাইলের মধ্যে, যে, প্যাকমো mobile data বিদ্যুৎ খরচ, তারপর দেখেন জ্বালানি খরচ, তারপর আ ঘরের খরচ এগুলো কিন্তু প্রয়োজনীয় কিন্তু এটা কিন্তু চাইলে কিন্তু আপনি কমাতে পারবেন। চাইলে কিন্তু আপনি mobile data কিন্তু একটু কমাতে পারবেন। তো এগুলো কিন্তু আসলে এ একভাগ করবেন। আরেকটা করতে পারেন হ্যাঁ। হু, হুম।
জ্বী, জ্বী, জ্বী, জ্বী। কঠিন। হ্যাঁ। হুম, হুম। হ্যাঁ, হ্যাঁ। এইটা ভালো থাকবে, হ্যাঁ, হ্যাঁ। জ্বি, জ্বি। হ্যাঁ, হ্যাঁ। জি, জি, জি। হুম, হুম। জ্বী, জ্বী। হুম। জ্বী, জ্বী। না, বুঝতে পেরেছি। আমি এটা সুন্দর একটা কথা বলেছেন যে, আপনি আসলে মানে আমার খরচগুলোকে কমানোর একটা practice করার কথা বললেন। এটা কিন্তু আমি কখনো চিন্তা করি নাই। আমি আরো ভাবছি যে, আসলে যেটা করে, করে আমি অভ্যস্ত হয়ে গেছি আমি সেটাই মনে হয় আমাকে করতে হবে। এবং আমার wife কেও আমি কখনো বলি নাই। হয়তোবা আমার কাছে সংকোচ লাগবে যে, আমি হচ্ছে যে, দায়িত্ব পালন করতে হয়তো বা ব্যর্থ হয়ে যাচ্ছি। আপনি যেহেতু বললেন যে, আমি আমার wife কে বিষয়টা বুঝিয়ে বললে, কারণ যেকোন ধরনের বাড়িতে থাকি না কেন বাড়তি যে, খাওয়া দাওয়া এগুলোতে সংকট না হইলেই হইল, তাই না? তো আপনি যেটা বললেন এটা আসলে অবশ্যই আমি করে দেখব। তো মানে আর কিভাবে আমি একটু জীবনযাত্রার মানটাকে পরিবর্তন করতে পারতাম?
হ্যাঁ। হুম। হুম। হুম, হুম, হুম। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ।